আচ্ছা এটা যদি আপনি দোষারোপ না আমরা যদি আমরা কাউকে করতে দিলাম কাজটা হ্যাঁ, সে সেটা যদি আমরা তাকে দোষারোপ করি। তাকে শিখিয়ে না দিয়ে যদি দোষারোপ করি, যেমন আপনি এতা আপনি বলতেছেন, তাহলে কিন্তু আমাদের অনেক বিশৃঙ্খলা হয়ে যাবে। তাই না?
হু, হু। জী। হুম। সেটা তো অবশ্যই আসলে এই বিষয়গুলো কাজের ক্ষেত্রে যেহেতু একটা কাজের ক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের কাজ করা লাগে এবং অনেক সময় কাজে ভুল হওয়ার কারণে একটা মানসিক চাপ থাকে তো সেক্ষেত্রে আমি মনে করি যে এই দিকগুলো যদি একটু সংশোধন করা যায় তো মনে করবো যে আমাদের কাজের যে অ্যা ইচ্ছেটা সেটা আরও বৃদ্ধি পাবে কাজ আমাদের সুন্দরভাবে হবে কাজে এবং সম্পর্কটাও ভালো থাকবে। জী।
অ্যা জি, জি। অ্যা হ্যাঁ, হ্যাঁ। জী, জী মানে মানে, আম জি। জি, জি। মানে আপনি বলতে চাচ্ছেন যে আমাদের নৈতিকতার যে দিকগুলো আছে মানে আমাদের এগুলা ঠিক রাখতে হবে যাতে আমরা হয় অন্যের ভুল হলে আমরা তাকে শিখিয়ে দিব যে এরকম করে করতে হয়। কিন্তু আমরা তাকে চোখে আঙ্গুল দিয়ে দোষারোপ করব না যে, "এই কাজটা তুমি কেন করেছো বা ভুল করেছো।"
জী। অবশ্যই হ্যাঁ। জী, একদম ঠিক বলেছেন। আসলে সেক্ষেত্রে যদি আমি বলি তো আমি আসলে এই ধরনের কখনো শিকা মানে যে এই ধরনের সমস্যার মুখে পড়েছি তা কিন্তু হয়নি। তো সেক্ষেত্রে আবার অনেক সময় দেখা যায় যে হয় না যে এই এই সময় বুঝে কিন্তু অনেক সময় আ স্টেপ নিতে হয়। তো ধরুন আপনি যদি চুপ থাকেন আপনি যদি আপনার যদি বলতে যান তখন কিন্তু একটা খারাপ সমস্যা কিন্তু কিছু, কিছু ক্ষেত্রে অবশ্য অনেক সময় বলতে হয়। তো সেক্ষেত্রে ধরুন আমি কিন্তু আমার কিন্তু ঢাকায় যখন আমি জব করতাম তখন কিন্তু এই ধরনের সমস্যা হতো। তো আমি কিন্তু বলে দিতাম যে আ আমি কিন্তু আবার তাদেরকে বলে দিম যে আসলে আপনার উচিত ছিল এটি বলে দেওয়া। আমি তো জানি না দেখি আপনাকে জিজ্ঞেস করেছি। আপনার তো এভাবে রিঅ্যাক্ট করার কোন মানে হয় না। তখন কিন্তু আমি তাকে না বলে অন্যজনকে বলেছিলাম যে এই, এই সমস্যা। তখন কিন্তু আমি সমাধান পেয়েছি। তো এই যে তার সাথে একটা সম্পর্ক এগুলো কিন্তু খারাপ হয়। আমার মনে হয় যে এগুলো করা ঠিক নয়। আবার দেখবেন যে কিছু, কিছু ক্ষেত্রে আমি এখন যে জ আ যে জব করছি সেখানে কিন্তু আমার প্রায় সময়ই ভুল হয়ে থাকে। আসলে আ অনেকগুলো কাজ একসাথে করা লাগে তো। আ অনেক সময় ভুল তো হওয়াটা স্বাভাবিক।
তাই তো। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। অ্যা হ্যাঁ। তা তো অবশ্যই আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আগে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। ও আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। জি, জি। জী, জী। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।
তো সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু সেভাবে এ বলে না তবে বলে যে, "এখানে ভুল পেয়েছি। এটা একটু তাড়াতাড়ি সংশোধন করে দাও বা এটি এখানে একটু ভুল হয়েছে। এটা একটু দেখো। কিভাবে সমাধান করা যায়।" তো ইস আমি মনে করি যে তাদের ক্ষেত্রে আসলে এই জিনিসগুলো খুব ভালো। তারা আসলে খুব ভালোভাবে আসলে সেই সময়টাকে আসলে আ সামাল দেই।
হ্যাঁ। জী, জী। হ্যাঁ, মানে হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আপনি দেখুন আপনি দেখুন যখন আপনি কোন জায়গায় শিখতে পারবেন, শুধু কাজ করাটা বড় কথা না। আপনি যখন স্বাচ্ছন্দ্যভাবে শিখতে পারতেছেন তখন কিন্তু আপনি স্বাচ্ছন্দ্যভাবে কাজ করতে পারতেছেন। হ্যাঁ। অ্যা কারণ আপনি যেখানে শিখতে পারবেন না সেখানে কিন্তু আপনি বেশি দিন কাজ করতে পারবেন না। এটাই স্বাভাবিক। তাই না?
সুন্দর ভাবে। অবশ্যই হ্যাঁ। জী, এটা তো স্বাভাবিক অবশ্যই।

<clears throat> আসলে সেভাবে বলতে গেলে আ সমস্যা সমাধানের আ পরিবর্তে এ এই ধরণের পার্থক্য তো সেভাবে বলবো না। আ যে আপনি বলছেন যে আসলে সেভাবে বলা যাবে না ধরুন সমস্যা সমাধানের পরিবর্তে জটিলতা কিন্তু বেড়ে য যায়। আসলে আপনাকে যদি দোষারোপ করা না হতো
হুম। হু, হু। জ্বি, জ্বি। জি, জি। জি। হ্যাঁ, হ্যাঁ।
তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি কাজটা খুব ভালোভাবে আরো করতে পারতেন। এবং কম সময়ে কাজটা করতে পারতেন। এখন কি হচ্ছে যে আপনার মন খারাপ আপনার কাজে মন বসছে না। আপনারও হয়তো কোন ক্ষেত্রে রাগ উঠতে পারে যে আসলে আমাকে বলল না। এট এটার মাধ্যমে কিন্তু সম্পর্কে একটা কিন্তু কি হয় এই যে দলে আ আপনার আ পারস্পরিক যে আত্মবিশ্বাস যেটা আছে এটি কিন্তু কমে যাচ্ছে। ভবিষ্যতে।
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ ,হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। মানে আপনি বলতে চাচ্ছেন আ যে আসলে আমাদের যে আ মানে আপনি ভুল করতেছেন, আপনাকে যদি কেউ ভুল ধরিয়ে দেয়, হ্যাঁ এটা তোমার ভুল তুমি আ ভালো করে করো। দেখা যাচ্ছে আপনি আ আরো আত্মবিশ্বাসের সহকারে আপনি সুন্দরভাবে কাজটা কিন্তু শেষ করতে, হ্যাঁ। হ্যাঁ, মানে আপনি আর যদি আপনার ক্ষেত্রে এইযে যেমন কিছুদিন আগে আমার সাথে হয়েছে, হ্যাঁ আমি আমি বলছি যে, "আমি কিভাবে করতে হয় আমাকে শিখায় দেন"। উনি বলছেন যে, "ব্যস্ত।" এই যে মানে পরবর্তীতে আমাকে বলল যে, "তোমাকে যে বললাম তুমি কাজটা করো।" আমি কিভাবে করব? মানে উনি সবার সঙ্গে সবার সামনে অফিসের সামনে আমাকে উনি পুরাই দোষ মানে চাপিয়ে দিতেছে আরকি। হ্যাঁ? তো এক্ষেত্রে এক্ষেত্রে তো আমি অনেক পার্থক্য আছে। দেখা যাচ্ছে যে, এখানে এই যে আপনি বললেন যে মনোমালিন্য বস আ বা কর্মচারীর মধ্যে যে একটা সম্পর্ক যখন দেখবেন কমিউনিটি যখন ঠিক থাকবে না মানে অফিস আ কলিগ বা যেই হোক সেটা ছোট পোস্ট হোক আর বড় পোস্ট হোক সবারই যদি কমিউনিকেশন যোগাযোগটা ভালো না থাকে তাহলে আপনি দেখবেন যে অফিস টা টিকতে কিন্তু সময় লাগবে না। মানে, এইক্ষেত্রে একটু দেখুন বিষয়টা কিন্তু সামান্য হলেও মানে এক একদিক দিয়ে কিন্তু বিপর্যয় চলে যাচ্ছে। তাই না? তো হ্যাঁ।
জ্বি, অবশ্যই। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। জ্বি, বুঝতে পেরেছি। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। জী। জ্বি, একদম ঠিক বলেছেন। আসলে এই যে ভুল মেনে নেওয়া ধরুন আপনি ভুল করেছেন। এটি কিন্তু তার একটা দায়িত্ব ছিল যে ভুলটা মেনে নেওয়া এবং আপনাকে শেখার মানসিকতা প্রকাশ করা এবং ভুলটা ধরিয়ে দিয়ে আপনাকে সুন্দরভাবে বলতে পারত যে আসলে এটি ভুল হয়েছে তুমি এটা এভাবে করো। এভাবে করলে হয়ে যাবে। আবার দোষা দোষারোপের যে বিষয়টা সেদিকে বলি যে আপনাকে ছোট করা হয়েছে অফিসে অন্য কারো সামনে। আবার তার যে নিজের একটা দায়িত্ব ছিল সেটা কিন্তু সে এড়িয়ে চলেছে। ১ম এ সমস্যার সমাধানে সাহায্য করে। আবার ২য় টি যে আপনার দোষারোপ করা এটি কিন্তু পরিস্থিতি কিন্তু আর আরো খারাপ করে তোলে।
জি, জ্বী, জ্বী। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। জি, জি। জ্বী, জ্বী। তা তো অবশ্যই, তা তো অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। এড়িয়ে চলেছে। হ্যাঁ, ঠিক। হ্যাঁ, হ্যাঁ। জ্বি, জ্বি। খারাপ। তো, আমি একটা আপনাকে প্রশ্ন করতে চাচ্ছি, হ্যাঁ? এই যে মানে এই যে দোষারোপ যে করতেছে, দোষারোপ মা দোষারোপ না করলে কি জীবনের সমস্যা সমাধান করা যায়? মানে আপনার ক্ষেত্রে কি মনে হয়?
জ্বি, বলুন। <sneezes>